আসলে আমি ফার্স্ট ওফ অল স্টোরি লাইনটাই দেখি, ইফ দ্যা স্টোরি স্যুটস্ মি তাহলে আমি মনে করি যে হ্যাঁ, এটি দেখার মত। কারণ সব ধরণের গল্প তো সবার ভালো লাগে না। আমি যেরকম যদি বলি আমি একটু লাভ স্টোরি এভয়েড করি, আই ডোন্ট লাইক লাভ স্টোরিজ ইন মুভিজ। দে আর টু dramatic এরজন্য আমার ওভাবে ওরকম ভালো লাগে না। লাভ স্টোরি বিষয় গুলো কিন্তু আমাকে থ্রিলার ভীষণভাবে টানে, আমাকে মিস্ট্রি ভীষণ টানে, অ্যাকশন ও টানে। নো, তবে আমি বিশেষ করে গল্পটাই আরকি দেখি। জি, জি বলুন।
হুম। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা। আচ্ছা, মানে এমন মানে এমন কোনো আসলে ছবি আ যেটা আপনি আমার সাথে আ ছোট করে বলতে চান, সেটা আসলে কেন ভালো লেগেছিল কাস্টিং এর কারণে নাকি আসলে বিশেষ কোন চরিত্রের কারণে?
এটা যদি বলতেই হয় তাহলে আমি খুব রিসেন্ট একটি কথা বলব। যেটি আসলে আমি যেই ধরনের স্টোরি লাইন ছি চাই চেয়েছিলাম সেরকম কোনো স্টোরি নেই বলতে গেলে টোটাল গল্পেই কোনো সো সেরকম অ কোনো আহামনি কোনো স্টোরি নাই। বাট দ্যা থিং ইস মুভি মেকিং এবং casting এত চমৎকার! আই ওয়াজ লাইক মুভির থেকে আমি বের হতেই পারছি না। আমি জানি উম আপনি হয়তো দেখেছেন "Train to Busan" এর কথা বলছি আমি। <chuckles>
হ্যাঁ। জি। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, খুব সুন্দর ছবি তো!
একদম আ এবার আপনি বলেন যে আহামরি কোনো স্টোরি বা কোন কিছু আছে ওখানে? বাট আপনি ঐটা দেখলেই ভালো লাগবে।
না অবশ্যই আছে। আপনার সাথে আমি দ্বিমত পেশ করছি অবশ্যই আছে। সে ছবিতে আসলে সুন্দর ভাবে ফুটে উঠেছে আম একটা পিতার প্রতি তার কন্যার আ ভালোবাসা এবং আ বাবার তার মেয়ের প্রতি ভালোবাসা এবং বিপদে যখন মানুষ পড়ে তখন আসলে সেখানে দেখানো হয়েছে মানুষ দিশেহারা হয়ে যায় এবং মানুষ একতা আ উম স একতা বজায় রেখে আসলে একটি আ বলবো যে সুন্দর উম টিম গড়ে তোলে। এবং সা তারা চেষ্টা করে যে কীভাবে আসলে উম বেঁচে থাকা যায়, প্রিয় মানুষগুলোকে আসলে বা বাঁচিয়ে কীভাবে রাখা যায়? এবং
আচ্ছা, অ্যা একদম, একদম।
একদম শেষে যেটা দেখায় যে আ পিতা তার মেয়েকে কত পরিমাণ আসলে ভালোবাসলে আ সে আম তার মেয়েকে আসলে স একদম আ জম্বি হয়ে যাওয়ার পরেও আসলে আ সুরক্ষিত তার মেয়েকে উম পৌঁছে দেয়। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে চমৎকার একটা ছবি এবং এমন চমৎকার ছবি আসলে আমি খুব কম দেখেছি।